আ প্রথমত শারীরিকটা তো বললামই যে একটু ঠান্ডা, ঠান্ডা লাগে। এছাড়াও মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। এ দেখা যায় মানসিক যে চাপগুলা <chuckles> আ থাকে মাথায়, এটা কিন্তু মানে বৃষ্টি ভিজলে কেন জানি আমার মানে ওই দিনটা এত ভালো যায়। এবং ওই দিনটা না খালি আমি বলব যে মানে আগামী ১ সপ্তাহ আমার খুব ভালো যায়। এটা হচ্ছে কথা গিরি মনের ভেতর, <chuckles> জি একদম মনের ভিতর মানে আপনার যে, একটা মানে দুশ্চিন্তা কিংবা একটা উল্টা-পাল্টা চিন্তা আসে না? মাঝে মধ্যে তো মাথার ভেতরে কত রকমের উল্টা-পাল্টা চিন্তা আসে। এগুলো আসে না। এটা মানে আমি খুব দেখি আরকি। আর বৃষ্টি হলেই আমি আসলে ভিজতে চাই। ভিজতে যাইতে চাই আরকি। কিন্তু এখন হয়তো হয় না ঐরকম ভাবে যাওয়া। তবে একটা সময় মানে এমনও বছর গেছে। যে ওই বছরের একটা বৃষ্টিও আমি মিস করিনি আরকি। প্রত্যেকটা বৃষ্টিতে আমি জি।
ও, হুম। বাহ! হুম। <chuckles> এ্যা ভালো লাগে, রাইট। দি হ্যাঁ, আচ্ছা। আহ! হুম। <chuckles> চমৎকার। না আসলেই যে আপনি বৃষ্টিকে যে ভালোবাসেন, সেটাই আসলে বোঝা যায় আপনার কথার ও ম মধ্য দিয়ে। তবে এক টা ছোট্ট কথা যদি বলতেন, আপনার কাছে বৃষ্টি মানেটা আসলে কী? মানে নতুন শুরু নাকি পুরনো কিছু ধুয়ে যাওয়া কোনটা?
আহ আমার কাছে বৃষ্টির মানে হচ্ছে পুরনো কিছু ধুয়ে নতুন কিছু শুরু হওয়া। আবার ২ টাই বললাম। <chuckles> আপনার এইটা আসলে এটা এটাই আমি মনে করি আরকি। যে নতুনত্বের সৃষ্টি করে। কারণ আ বৃষ্টি হলেই কিন্তু পৃথিবী এই যে সবুজ হয়ে যায়। আ এবং এ দেখা গেছে যে গাছপালাগুলো আবার নতুন করে পাতা গজায় ওদের মধ্যে। বৃষ্টি না হলে কিন্তু ফসলও হত না, কিছুই হতো না। তো আ নতুন কিছু তো অবশ্যই সে দিচ্ছে আরকি। আর পুরাতন ময়লা আবর্জনা যেগুলো আছে মনের বলেন, আর প্রকৃতির বলেন, আর পৃথিবীর বলেন, সবই কিন্তু হ্যাঁ, হ্যাঁ। সবই কিন্তু্ ধৌত ধুয়ে যাচ্ছে আরকি <chuckles>
বাহ! চমৎকার <tsk> একটা কথা বলছে। হুম। জি। উঁ হু। না, না। সেটাতো বোধহয় না। হুম। <chuckles> সব কিছু ধুয়ে যায় নাকি? <chuckles>